I mean নিয়োগ নীতি। উহু।
তাও যদিও হু, হু, হু। আ যদিও আমার বেলা মনে হয় একটু উল্টো, আমি যদি আমার আমার এতটুকু বিশ্বাস আছে যে আমি যদি আমার বন্ধুদের কোনো কথা বলি তাহলে ওই পর্যন্তই থাকে। <chuckles>
<chuckles> I mean উম বা উম এমন কথা বলবো কেন যাতে কোন প্রবলেম থাকে। এমনভাবেই কথা বলি যে বললে অ্যা বললে বলো না বললে না বলো তাতে আমার কি? I mean যখন অ্যা যে <chuckles> যায় আসে না। যখন একটা কন্ডিশন দিয়ে তাদের কোন কিছু বলা হয় তখন আরকি আমার মনে হয় কথাটা আরও বেশি তাড়াতাড়ি পাচার হয়। আর ঝগড়া লাগলে তো কথাই নেই। "এই আমি তোর অমুক গোপন কথা জানি, তমুক গোপন কথা জানি। অ্যা ওকে বলে দিবো, তাকে বলে দিবো, হ্যাঁ, কে বলে দিব।"
উম হ্যাঁ, কিছুই যায় আসে না। <chuckles> হ্যাঁ। <chuckles> হ্যাঁ, এ এটা বলেছে।